<smacks lips> একটা কথা বলার জন্য আসলে অ্যা আপনার সাথে শেয়ার করার জন্য বলার জন্য মানে এখন আমি বসলাম যে বিষয়টা কারো সাথে, কারো সাথে শেয়ার করতেই হবে আমার। খুব কঠিন সময় পার করছি। এত কঠিন সময় অ্যা যে মানে কি বলে যে এলোমেলো হয়ে যাওয়া দিক হারানোর মতো আরকি। সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো সেই এলোমেলো পথটা কিভাবে একটু সোজা করা যায় বা একটু গোছালো করা যায়, আ গোছানো বা গোছালো যাই বলি না কেনো, সেটা বিষয়ে আসলে আপনার সাথে একটু আলাপ। একই সাথে আপনার মতামত, পরামর্শ বা নির্দেশনা পাওয়ার জন্যে কথাগুলো বলছি। আপনি নিশ্চয়ই কিছু পরামর্শ দিবেন আমাকে?
আচ্ছা। হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই আমি চেষ্টা করব আমার সাধ্যমত যেন পরামর্শটা আপনার আ কাজে লাগে। তবে আপনার কণ্ঠ শুনে কিন্তু বেশ একটু চিন্তিত মনে হল। আর বিষয়টা যে আপনাকে বেশ পীড়া দিচ্ছে সেটাও বেশ বুঝতে পারলাম। তবে না এমন পরিস্থিতি মানুষের জীবনে আসে, আ সেখানে আ অস্বাভাবিক কিছু নয়। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পরিস্থিতিটা একটু উম পর্যালোচনা করা এবং সেখান থেকে বের হয়ে আসার একটা সুন্দর রাস্তা খুঁজে বের করা। আমরা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সেরকম একটা রাস্তা খুঁজে পাবো বলে আমি বিশ্বাস করি। তো আপনাকে আ ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে বিষয়টা শেয়ার করার জন্য। তো আমি একটু জানতে চাইব আপনার কাছে যে উম পথ খুঁজে পাচ্ছেন না বলছিলেন আ বিষয়টা কি আসলে?
আচ্ছা, আচ্ছা thank you. জি, জি। হুম, হুম। জি। জি, জি। জি, জি। জি। জি, জি। আসলে বিষয়টা হচ্ছে খুব আর আ এক কথায় উত্তর হচ্ছে যে, "বিশ্রাম নেওয়া।" সেটা কেমন এবার একটু আমি একটু ব্যাখ্যা করে বলি। আপনি হয়তো ভাবছেন, বিশ্রাম কেন নিতে পারছি না। সে এইজন্যে ঠিকমত শান্তভাবে নিতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে, আমি কর্মজীবী মানুষ। সেখানে এ মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পদে থাকতে হয়, মানসিকভাবে এবং physically ও ব্যস্ত থাকতে হয় অনেক সময়। Physically হয়তো খুব হাঁটা-চলা, দৌড়াদৌড়ি করছি না। কিন্তু হাতে কাজ থাকেই। আবার উম মানসিকভাবেও থাকেই। যে বিভিন্ন দিকে আমাকে খেয়াল রাখতে হয়। সেই কারণে আমাকে মানসিকভাবেও engage থাকতে হয়। আবার হাতেও engage থাকতে হয়, চেয়ারে বসে থাকতে হয়, সে তো গেল অফিসের কাজ। এবং অফিসে যখন আমি কাজ করি, তখন আমি খুব ইম্পোর্টেন্ট কিছু থাকলে reminder দিয়ে রাখি। তাছাড়া মনে হয় বাড়ির কথা ভুলেই যাই। আবার বাড়িতে যখন আসি, তখন বাড়ির সব কাজই আমাকে করতে হয়। সেই অর্থে আমার কোন helping hand নেই। যাওয়ার আপ আ মানে আসার পরে অনেক কাজ করতে হয়। অনেক কাজের মাঝখানে আমি আবার আরো একটা বাড়তি কাজের সাথে যুক্ত হয়েছি, একটু ইনকাম source বাড়ানোর জন্যে। কারণ, আমার একার আয়েই সংসার চলে। তো সেইক্ষেত্রে উম ইদানিং বেশ কয়েক মাসই বলবো, যে আমার ছেলে-মেয়ে, স্বামী, শাশুড়ি ছাড়াও একজন মেহমান এসে আছে, ১ জনই। তার মানে আমার ফ্যামিলি মেম্বার বেড়ে এখন ৫ জনের জায়গায় ৬ জন। রুম অতগুলো নেই। তো আমি যে শান্তভাবে এ বিশ্রাম নেব কোথাও, সেই সুযোগটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে, উম কেউ একটু বোঝার চেষ্টা করছে না নিজের ছেলে-মেয়েরা তো আছেই দুষ্টু। তার মধ্যে বাড়তি সংযোজন হয়েছে। আমার ছেলের খুব পছন্দ না অতিথি না, অতিথি তো আছেই। সেই সাথে আরও ২ টা বিড়াল।
নিশ্চয়ই। হুম। আচ্ছা। আচ্ছা। ওকে। আচ্ছা। হুম। ওকে। আচ্ছা। হুম। আপনার অতিথি? আচ্ছা। হুম, ওকে। আচ্ছা।
আরো ২ টা বিড়াল, সেই বিড়ালদের খাওয়া দাওয়া দিতে হয় তারা আবার আমাদের মতো না মানে দেশি না। আমি আগে এই বিড়ালে কোন অভ্যস্ত ছিলাম না। সত্যি বলতে আমি ছোটবেলা থেকেই কখনো বিড়াল টিরাল পছন্দ না আমার, কিন্তু আমার ছেলের ভীষণ পছন্দ এবং তাদের জন্য extra রান্না করা, তারা খাওয়া, তারা ওই যে বিদেশী। আ তো, এইসব কারণে না আমার মেজাজটাই অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যা একটু খিটখিটে হয়ে যাচ্ছে। যদিও বাসায় মেহমান আছে দেখে নিজেকে প্রকাশ করতে না পেরে হয়তো বাচ্চাদের একটু ধুমধাম বকা দিয়ে release হয়ে যেত সেটা। এখন আবার সেটা চেপে রাখতে হচ্ছে। অতিথি যদি কিছু মনে করেন। যে তাকে দেখেই হয়তো এরকম করছি। তো সেটাও চেপে রাখতে গিয়ে আমার আর শান্তভাবে কোন বিশ্রাম নেওয়া, ঘুমানোর তো দূরের কথা একটু rest যেটাকে আমরা বলি সেটাও হচ্ছে না। তাই জন্য আমি ভাবছি যে একটু কথা বলি যে এই এরই ফাঁকে যদি আপনি আমাকে কোন একটা পরামর্শ দিতে পারতেন, যে কিভাবে আমি কিছুটা সময়ের জন্য হলেও একটু অ্যা একেবারে যা sound sleep না sound বিশ্রাম বলা যায়। অতি দুঃখে আমার হাসি পাচ্ছে। এরকম অবস্থা আসলে। হ্যাঁ, জি।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। ওকে। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। উম নিশ্চয়ই, নিশ্চয়ই আপনার পরিস্থিতিটা কিছুটা অনুধাবন করতে পেরেছি। আসলে উম অ্যা ‘’sound mind lives in a sound body‘’, আমরা ছোটবেলায় শিখেছি। তো সেটার নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। আর আপনি যদি এতটা পরিশ্রমের পর, একটু পর্যাপ্ত বিশ্রামের সুযোগটা না পান। তাহলে আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবে একটু উত্তেজিত থাকবে। আ শরীরটা ক্লান্ত থাকার পাশাপাশি মস্তিষ্ক যদি উত্তেজিত থাকে তখন basically একটু মানে দ্বিমুখী প্রতিক্রিয়া হয়। আপনি একই ধারে ক্লান্তি অনুভব করবেন, আবার একই ধারে মস্তিষ্কটা আ একটু খিটখিটে মেজাজের যেটার কথা বললেন সেটা থাকবে এবং সবচেয়ে আ সমস্যা যেটা হতে পারে আমার ধারণা আপনি সেটাও হয়তো বা কিছুটা উপলব্ধি করেন যে, আপনার যেকোনো কাজের গুণগত মান কিন্তু পড়ে যেতে পারে। হ্যাঁ?
হুম। জি, জি। জি। একদম। হুম, হুম। হুম, হুম। জি। হুম, হুম। একদম, একদম।
আ আর সেটা আ আপনার ব্যক্তিগত কাজই হোক, আপনি ওই যে আয় বর্ধনমূলক কাজই হোক, অথবা আপনার আ যে মূল পেশা সেই পেশাগত কাজই হোক। তো সবকিছু মিলিয়ে আপনি যেটা উপলব্ধি করেছেন। সেটা অবশ্যই খুবই জরুরি যে আপনার শারীরিক একটা বিশ্রাম যেমন দরকার, সেই বিশ্রামটা কিন্তু আপনার মানসিক প্রশান্তির জন্যও প্রয়োজন। আ ২ টো একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত হয়। তো সেক্ষেত্রে আমি বলব আপনার যে এই অক্লান্ত একটা সময়, একটা খুবই ব্যস্ত একটা সময় বিভিন্ন ধরনের কার্যক্রমে। এই সময়ের ক্ষেত্রে আপনি একটু আপনা আমার মনে হচ্ছে একটা ১ম যে প্রয়োজন সেটা হচ্ছে একটা রুটিন করে ফেলা।
জি, জি, জি। জি, জি। হুম, হুম। একদমই তাই। হুম, হুম। হুম, হুম। আচ্ছা।
আপনি কোন সময়ে কি করবেন, আ কোন সময়টা আপনি আ খাবার দিবেন পরিবারের জন্য, কোন সময়ে রান্না করবেন? কোন সময়ে ঘুমোতে যাবে তারা? কোন সময় আপনি ঘুমাতে যাবেন? কোন সময় আপনি কাজ করবেন? কোন সময় আপনি ফিরবেন? সামনের অন্তত এক সপ্তাহের একটা রুটিন আপনি তৈরি করে নিতে পারেন এবং এর সাথে জরুরি যেটা রুটিনের বিষয়টা পরিবারের সব সদস্যের সাথে তুলে ধরা এবং তার মতামত নেয়া এবং তাদেরকে জানানো যে তোমরা এই রুটিনটা মেনে চললে আসলে আমার পক্ষে তোমাদের স যে সেবা করছি আমি সেটা সম্ভব, বাড়ির যে ব্যবস্থাপনা করছি সেটা সম্ভব। তোমরা যদি সহযোগিতা না করো, তাহলে কিন্তু এটা অসম্ভব হয়ে যাবে। কী মনে করেন এই বিষয়টা?
আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। জি। হুম। একদম ঠিকই বলেছেন। আসলে আ রুটিন তো আসলে নেই। ওই অর্থে যখন যেটা মনে হচ্ছে তখন সেটা করে ফেলছি। এরকমভাবে কিন্তু রুটিন আপনার কথায় আসলে অ্যা আমার মনে হচ্ছে রুটিন থাকলে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সবার সাথে বলা বিষয়টা এবং অ আমি আপনার সাথে যোগ করতেছি খুব।
হুম।
অ্যা কাজটা ঠিক ফলপ্রসু হবে না। আমার কাজগুলো তো ফ্রুটফুল হবে না তার ফলাফল। অ্যা তো আসলে আসলেই আপনি খুব সুন্দর বলেছেন। আমি চেষ্টা করবো এইভাবে চলার জন্যে। কিন্তু এই ওরা না হয় যদি শুনেও আরেকটু জানতে ইচ্ছে করছে যে এই ২ টা অ্যা যে ২ টা মেহমান, ২ টা আমার বিড়াল। আমার তো না আমার ছেলের। এই ২ টা মেহমান আর অ অতিথি যে কতদিন থাকবে, তাকে তো স্পষ্ট করে কিছু বলারও নেই। কারণ আমি বাসায় অফিস থেকে এসে দেখি যে, হয়তো আমার রুমেই উনি ঘুমায়ে আছেন। বিকেলে দুপুরের খাওয়া দাওয়ার পরে। দুপুরের খাওয়া দাওয়াটার সময় আমি থাকতে পারি না। কারণ তখন আমার অফিস থেকে ফেরা হয় না। আমি জাস্ট রেডি করে রান্নাবান্না ক
একদম। হু, হু। হুম। উম হুউম।
খেয়ে দেয়ে বিশ্রাম নিছে। তখন মাঝে, মাঝে এতটাই খারাপ লাগে যে, আমার একটু এসে যে আমি একটু রেস্ট নিতে পারি, সেই জায়গাটাও আমার থাকে না, নেই। বাবা হয়তো ছেলের কাছে চলে গেছে, ওর বাবা ছেলের কাছে থাকলো। এরকম একটা পরিস্থিতি। তো মেহমানকে তো প্রশ্নই আসছে না কিছু বলার। বা কিছু জানানোর, কতদিন থাকবে তাও জানি না। আরো হচ্ছে শ্বশুরবাড়ির মেহমান। অ্যাঁ তো কি যে করি? নিজের শাশুড়ি তো আছেনই সেই সাথে উনি তো থাকবেন উনি পরিবারের সদস্য। উনার বিষয়টা কিছু না।
উ হুম। আচ্ছা। হুম।
এইযে তার মানে শাশুড়ির বাপের বাড়ির আত্মীয়। হুম, তো এটা অনেকটা একটু কেমন লাগলেও
হুম, হু।
বাস্তব যে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আসলে।
হুম। দেখুন এটা মেনে নেওয়াটা যেমন একটু কষ্টকর আবার মেনে নিতেও হবে সেটাও সত্য। তবে আপনি এ এখানে একটা আ কৌশল আপনি অ্যা কাজে লাগাতে পারেন। আসলে কৌশল বলবো না মানে ব্যবস্থাপনা কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে, দেখুন অ্যা এক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে মানে খোলামেলা যোগাযোগটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তো এ তাকে আঘাত না দিয়ে আপনি যেটা করতে পারেন যে, আপনি আ বাড়ির সবার জন্য একটা নিয়ম সেট করলেন। যে বাস এই বাড়িতে যারা আছে সবার জন্য নিয়মটা ১। সেটা হচ্ছে আপনি অফিস থেকে ফিরবেন, আমি একটা উদাহরণ সহকারে বলি। সন্ধ্যা ৭ঃ০০ থেকে রাত ৮ঃ০০ বা বিকাল পা ছ ৬ঃ০০-৭টঃ০০, সন্ধ্যা ৭ঃ০০ পর্যন্ত আমার রুমে কেউ ঢুকতে পারবা না। এই সময়টা আমি বিশ্রায় নেবো। এবং এটা শুধুমাত্র আপনি বলবেন না, আপনি একটা সুন্দর করে ছোট কাগজে লিখিবেন যে, উম ৬ঃ০০-৭টঃ০০ এটা হচ্ছে একান্ত সময়। এই সময়টা আমি বিশ্রাম নিবো। এখানে আমার আমার আ কারো প্রবেশ আ একটা সংরক্ষিত আরকি।
একদম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জ্বী। জ্বি, জ্বি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ!
এটা আপনি দরজার সামনে লাগিয়ে রাখবেন। দেখবেন এতে ম্যাজিক এর মতো একটা কাজ হবে। এ কাউকে আঘাতও দেয়া হল না। এবং আপনার যে উম প্রয়োজন সেটাও আপনি কিন্তু অ্যা মিটায়ে নিতে পারবেন। এর সাথে, সাথে যদি ছোট-খাটো কাজ অ্যাঁ যে শব্দ আর আলোর নিয়ন্ত্রণ করা, একটু পর্দা ব্যবহার করা বা বাসায় যদি খুব অ্যাঁ টেলিভিশন, রেডিও, মিউজিক যাইহোক না কেনো আপনি একটা কানে হেডফোন দিয়ে অথবা একটা বই নিয়ে বসে একটু আরাম করতে পারেন। কি মনে হয় আপনার?
আচ্ছা। বাহ্। না। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। জি, জি। না, এত চমৎকার মানে আমার মাথাতেই আসেনি কখনোই। একেবারেই সত্যি কথা যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা এবং আপনি এ্যা শব্দটাও এত সুন্দর বললেন যে, কৌশলও না শব্দটা ব্যবস্থাপনা। মানে একটা শব্দ যে কত সুন্দর হতে পারে; অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এই যে ক কথাটা বললেন আপনি যে, দরজায় লাগাতে আমার অতিথির উদ্দেশ্যে বলা হলো না। বাড়ির সবাইকেই বলা হলো, সুন্দরভাবে। উনিও আমার পরিবারেরই একজন সদস্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমার মনে হচ্ছে যে এখন আমি ১ ঘন্টা হলেও শান্তি করে, শান্তভাবে বিশ্রাম নিতে পারবো এবং তার জন্যে আমার পরবর্তী দিনের কাজগুলো অনেক ভালো হবে। যে ব্যাঘাত হচ্ছিলো বাড়ির কাজে, অফিসের কাজে এ্যা সেটা আর হবে না আশা করছি। অ্যা এখন থেকে আমি আপনার এই পরামর্শ অনুসরণ করবো। অনেক, অনেক ধন্যবাদ আসলে।
হুম, হুম। একদম। নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আশা করছি যে আপনার বিশ্রাম নিয়ে আপনি আপনার পারিবারিক যে জীবনটা আছে সেখানে এগিয়ে যাবেন। শুভকামনা রইলো।
জ্বী।